আচ্ছা এইটা দেখা যায় কি? যে ব্যা অনেকটা কঠিন বলা যায়। কারণ অফিসের ক্ষেত্রে সবকিছুতে হ্যাঁ, রেসপনসিবিলিটি দায়িত্ব তো সব থেকে আগে, অফিসের। তবে আ স্বাভাবিকভাবেও অফিসে ওইযে বলছিলাম যে, "কাজের আগে আমি একজন ক কর্মীর আগেও আমি একজন মানুষ। মানুষটা যদি ঠিকঠাকভাবে না থাকতে পারি, মেন্টালি যদি ঠিকঠাক না থাকতে পারি, শারীরিকভাবে ঠিকঠাক না থাকতে পারি তাহলে তো আমি কাজটাও ঠিকঠাকভাবে করতে পারবো না।" তো আমি আসলে দেখা গিয়েছে য অনেক বেশি কাজ করার ক্ষেত্রে বসের সাথেও খুব ভালো একটা বলা যায় যে অ্যা চেনা জানা আছে। উনি আমাকে খুব ভালো মতো করেই জানেন এইজন্যই যে কারণ আমি কাজ পাগল ছিলাম। তো সেক্ষেত্রে আর কিস দ্যা স্যারের সাথে খুব ভালোভাবে কথা বলে নিয়েছিলাম যে, "আমি আসলে এখন একটু হলেও আ কাজের মধ্যে" এ থাকে না? "একটু সী উম সীমানা নিয়ে আসতে চাই কিছু, কিছু জায়গায় হ্যাঁ যে আমি ওই কাজগুলোকে আর হাতই দিতে চাই না বা, ওই কাজগুলোতে একটু কমাতে চাই। আমি শুধুমাত্র আমার কাজগুলোতেই ফোকাস রাখতে চাই।" হ্যাঁ। অন্যের কাজগুলো
হুম। হ্যাঁ, অবশ্যই। রেসপনসিবিলিটি র একটা ব্যাপার আছে এখানেও। হুম। হুম। হুম। হুম, হুম, হুম। সীমানা নি হ্যাঁ, হ্যাঁ। সময় দিবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে অন্যের যেটা আসলে মানে <scoffs> জনসেবা আরকি বলা যায়, মানে জনসেবা থেকে এখানে একটু সরে থাকবেন।
অ্যা হ্যাঁ, হ্যাঁ। বা এক্সট্রা অনেক কিছু ওইযে পারি দেখে চাপিয়ে দেওয়ার যে একটা বিষয় থাকে, হ্যাঁ? যে, "ঠিক আছে বো ওকে দিলেই হয়তোবা সব করে দিতে পারবে বা, আচ্ছা বা হচ্ছে না? তাহলে ওকে দিয়ে করাও। বা, এইখানে যেতে হবে, ঠিক আছে, ওকে পাঠাও।" মানে এই জিনিসগুলা যখন চলে আসতো, তখন আমি আর আসলে আ স্যারকে নিষেধ করেছিলাম। মানে খোলামেলা কথা বলেছিলাম যে, "আসলে আমি যে কারণে ঢুকেছি, যেই পজিশনে ঢুকেছি, সেই অবস্থাতেই থাকবো। এক্সট্রা কাজগুলা আর আসলে নিতে চাচ্ছি না।" আর যখন এরকমভাবে ছুটির দরকার হয়, তখনও বলা যায় যে আমি একটু ছুটি চেয়েই নিই এখন। কারণ ওইযে একসময় ছুটিও নেইনি হু, হু।
হ্যাঁ। করে দিবে। হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ। এমনি ছুটি চাইলে এরকম হয় না? যে মানে আসলে যে আপনি আপনার কোন একটা কলিগকে যখন সাহায্য করতেছেন কোন এক স হয়তো তার বিপদে। চে সেও যদি ধরেন যে আপনাকে ছুটি লা তখন তারাও কি আপনাকে সাহায্য করে?
হু, হু। হুম।

হ্যাঁ। এখন সাহায্য করে বলা যায়। কারণ, ওইযে একসময় তো করেছিলাম সাহায্য। আ থাকে না যে ব্যা কখনো, কখনো, মানুষের বিপদে সাহায্য করলে, তা সেই বিপদের এয় থাকে না? সেই সাহায্যের একটা ফলাফল পরেও পাওয়া যায়, সেটা আসলে এখন বলা যায় যে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি যদিও এখনো যদি এরকম হয় যে আমার ব্যা ডিপার্টমেন্টের কাজগুলো একটু কমে গিয়েছে বা, একটু থাকে না? আসলে প্রতিদিনই তো আ সবসময় থাকে না যে অনেক বেশি লোড। কখনো কমে যায়। তো ওই লোডটা কমে গেলে কেউ হেল্প চাইতে আসলে দেখা যায় যে, এখন নিজে, নিজে করে দেই না। তাদেরকে বুঝিয়ে দিয়ে বা, একটু তাদের দিয়ে করাই নেই বলা যায়।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। পাওয়া যায়। হ্যাঁ। এটা কিন্তু খুবই ভালো। হুম, হুম। বুঝেছি। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু বেশ ভালো। মানে আসলে মানে তারা জন্য আপনাকে এভেইলেবল না ভাবে আরকি। যেটা এটার জন্য হচ্ছে যা করতেছেন আরকি। এমনি হচ্ছে ধরেন যে আ অনেক সময় পরিবারে একটা গুরুত্বপূর্ণ কাজ চলে আসতে পারে। যেমন ধরেন যে, এ কারো একটা বিয়ের অনুষ্ঠান বা, ধরুন যে কারোর জন্মদিন। ঠিক আছে? মানে পরিবারের খুবই গুরুত্বপূর্ণ উৎসব। সেক্ষেত্রে দেখবেন যে আসলে ওনেক সময় আবার পর এইযে কাজের ক্ষেত্রে দেখবেন যে খুব ইম্পোর্টেন্ট একটা ডে, ঠিক আছে? মানে দুইটাই হচ্ছে করতে হবে। তো এই সময় য আপনি আসলে কোনটাকে আসলে স্যাক্রিফাইস করেন? মানে একটা যেকোনো একটা স্যাক্রিফাইস তো করতে হতেই পারে। মানে আপনি কি আপনার পরিবারকে বোঝান নাকি আপনার বসকে বোঝাবেন? মানে কাকে স্যাক্রিফাইস করাটা ইজি হয়?
হুম। একদম, একদম, হ্যাঁ। একদম। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি, জি। আ আগে যেটা হতো হ্যাঁ। আগে যেটা ওত হতো যে, যে যখন আমার কাজেই আমার জীবন ছিল, তখন বলা যায় যে পরিবারকেই বলা যায় স্যাক্রিফাইস করতাম। কারণ পরিবারের ওখানে যেতাম না। কাজেই বেশি প্রায়োরিটি দিতাম। কিন্তু এখন বলা যায় যে একটু ব্যালেন্স করার চেষ্টা করি। যদি কাজটা এরকম হয় যে, থাকে না কিছু, কিছু, জিনিস সাবমিট করতে হবে। বা, কিছু, কিছু, মিটিং অ্যাটেন্ড করতে হবে। অ্যা যদি এরকম হয় আমি আগে থেকেই জানলে সেটাকে একটু পেছানোর চেষ্টা করি। আর যদি পসিবল হয় তাহলে অনলাইনে কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করি। তবুও আমি ফ্যামিলিতে ইনভল্ভ থাকার চেষ্টা করি আরকি। কারণ এখন আমার কাছে আ হুম, আমার ব্যক্তিত্বটা মানে ফ্যামিলির মধ্যেই বলা যায় যে, থাকে না? নিজস্ব নিজেকে খুঁজে পাওয়াটা ফ্যামিলির মধ্যে বেশি আরকি ইনভল্ভ হতে চাচ্ছি। কাজটা পাশাপাশি তো থাকবেই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হুম। আচ্ছা। মা দূরে থেকেও হুম।

বাহ! এটা কিন্তু বেশ সুন্দর একটা কথা বললেন। এমনি হচ্ছে এরকম কোনো ঘটনা কি আছে আপনার জীবনে? যে আসলে, তখন আসলে, আপনি ফিল করতে পেরেছিলেন যে, আসলে আপনার যে কাজ ছাড়াও যে আসলে, অন্য একটা জীবন আছে বা অন্য একটা পরিচয় আছে, এরকম কোনো বে মানে কোনো ঘটনা ঘটেছে?
হুম। হ্যাঁ, আসলে জিনিসটা হয়ে গিয়েছিল যে, কাজ, কাজ, কাজ! সবসময় কাজ নিয়ে যখন চিন্তা ভাবনা করছিলাম এরকম ১ দিন খুবই লো ফিল করছিলাম। তো হুট করেই না আমি আমার একটা বন্ধুকে ফোন দেই। আ যে কি অবস্থা? কেমন আছিস? বা এরকম। তো ও আমার সাথে না একটা বলা যায় না যে, negative tone বা একটু mockery করে হলেও বলছিল যে, "তো তোমার জীবন তো শুধুমাত্র কাজের মধ্যেই নির্ভরশীল। তুমি তো কাজ ছাড়া কিছু বোঝো না। বন্ধু বলতেও যে জীবনে কিছু আছে তা তো না। তুমি যে কারো বান্ধবী সেটাও তো তুমি বোঝো না।" মানে এগুলো যখন বলছিল তখন আমি আসলে realize করতে পারছিলাম যে আসলেই
হু, হু। হ্যাঁ। হুম। হু, হু। হু, হু। জি, খুব একটা ভুল তো বলতেছে না। নাকি?
হ্যাঁ, খুব একটা ভুল বলছে না। ও যা বলছে আসলেই তো ঠিক। কারণ, আমার দেখা গিয়েছে ওর সাথে ২, ৩, ৪ মাস কোনো কথাই হয়নি, হ্যাঁ? মানে আমি নকও দেইনি বা আ সে আমাকে নক দিলেও হয়তোবা আমি ওটা ওভাবে খেয়াল করিনি। ফোন দিলেও হয়তোবা সেই সময় রিসিভ করিনি। ওই যে বলছিলাম যে কাজের পিঁছনেই ছুটছি।
হুম। ওহহো! হু, হু। হুম। সময় দিয়েছেন। হ্যাঁ।
হ্যাঁ, তখন আসলে বোঝা গিয়েছে যে, "না আসলে আমি তো কাজের বাহিরেও একজন বলা যায় যে বন্ধু আছি, কারো বোন" হ্যাঁ, হুম।
মানুষ। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার যে মানে সম্পর্কগুলা; যে সম্পর্কগুলা মানুষের সাথে বা আছে নিজের যে, নিজের যে কিছু চাহিদা আছে, নিজের জীবনের জন্য একটু ধরেন ঘুরতে যাওয়া বা এই জিনিসগুলা থেকে আসলে আপনার বিরত মানে অনেক দূরে চলে গিয়েছিলেন আরকি?
জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। দূরে চলে গিয়েছিলাম। একদম, একদম। শুধুমাত্র দেখা গিয়েছে যে, অফিসে ছুটি হোক বা কোনো কিছু হোক এগুলোও দেখা যেত সেভাবে নিতাম না, পেতাম না; সবকিছু মিলে শুধুমাত্র কাজের উপরেই একটা জীবন ছিল। পরিবার, পরিজন এই যে বন্ধু-বান্ধব সবগুলোকেই দেখা গিয়েছে মানে দূরে ঠেলে দিয়েছিলাম বলা যায়।
আচ্ছা। হুম। হু, হু।

আচ্ছা এটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আপনি আসলে বললেন, যে আসলে কাজ হচ্ছে আপনাকে একটা সময় আসলে কাজ তো মানে একটা জি মানুষের জীবনে কাজ কতটুকু আ গুরুত্বপূর্ণ, এটা আপনার কি মনে হয়? যে আসলে কাচের গুরুত্বটা কতটুকু?
হ্যাঁ, হ্যাঁ। আ কাজের গুরুত্ব তো অবশ্যই আছে। কাজের কাজ করে বলা যায় কি? যে কাজ করেই তো আমরা খেয়ে বেঁচে আছি, তাই না? যে কাজ করছি, সেটা পারিশ্রমিক পাচ্ছি।
অবশ্যই। অ্যা হ্যাঁ, এটা তো অবশ্যই। বেঁচে থাকার জন্য প্রধান উপাদান হচ্ছে কাজ।
কাজ একদম! কারণ আ স্বাভাবিক ভাবেই আবার আরেকটা জিনিস কি, যে আ কাজের মধ্যে থাকলেও মানুষ ভালো থাকে। কাজ ছাড়া থাকলেই যে অলসতা জীবনটাও কিন্তু মানুষের ভালো কাটে না, হ্যাঁ? দেখা যাবে দুশ্চিন্তা বা এরকম, কিন্তু যদি জীবনটা সবসময় ওইযে কাজের উপর dependent হয় যে কাজ করছি বিধায় আমি ভালো আছি। মানে ওই যে পা আমি productive কিনা? বা আমি সফল কিনা? এটা একদিনে যত কাজ করাটা হুম।
হুম। হ্যাঁ। হুম। আ নিজেকে যে judge করাটা মানে কাজের মাধ্যমে নিজেকে যে judgement করাটা এটা কথা বলতেছেন?
হ্যাঁ, হ্যাঁ। ওই কাজের মাধ্যমে যখন নিজেকে নিজের judgmental হয়ে যাই তখন আসলে দেখা যায় যে জিনিসটা একটু negative ভাবে যাওয়া শুরু করে, তখন নিজের মধ্যেই নিজের অনেক question চলে আসে। নিজের মধ্যেই খারাপ লাগা শু শুরু হয়। যেমন ছোট মনে করা শুরু হয় নিজেকে। যেমনটা আমি feel করছিলাম যে কাজ হয়তো বা কম হয়ে যাচ্ছে এজন্য আমি মনে করছিলাম যে, "না আমি হয়তো অন্যের থেকে অনেক ছোট বা কোন কাজ করতে পারি না!" তখন আসলে বলা যায় যে আ ওই নিজের একটা গতি অন্যভাবে শুরু করার চেষ্টা করেছি। কাজ তো করেছি কিন্তু নিজের জীবনটাকে অন্যভাবে ভাবা। এই আর
হুম। হুম, হুম। হুম। আচ্ছা মানে জীবনটা হচ্ছে কাজের জন মানে জীবনের জন্য কাজ গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে শুধু কাজই আসলে জীবন নয়। এটা হচ্ছে আপনি যখন বুঝতে পেরেছেন, তখন হচ্ছে যে আপনার মধ্যে একটু ভালো লা কাজ করে এহে এটা কিন্তু বেশ সুন্দর একটা কথা বললেন! এমনি আসলে আপনি হচ্ছে বোঝেন কখন যে, "আমাকে এখন কাজ করাটা থামাতে হবে?" মানে ধরেন না কাজ করতে, করতে আসলে অনেকক্ষণ কাজ করতেছেন, মানে চলতেছে, জীবন। কিন্তু কখন বুঝেন আস যে আপনার একটু সময় লাগবে নিজের জন্য?
হুম। শুধু কাজই জীবন না। জি। জি, জি। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।